একদমই ঠিক। তো এইযে যে আ পদ্ধতিগুলার কথা বলছিলাম। আ যেক্ষেত্রে আমি আসলে আগে থেকে payment করে দেই। সেক্ষেত্রে আমি একটা সতর্কতা অবলম্বন করি। যে আমি আসলে দেখার চেষ্টা করি। যে আমি আ যেই payment gateway টা দিয়ে আমি আসলে payment টা করছি, হ্যাঁ? সেইটা কতটুকু নির্ভরযোগ্য? অ ঐটা আমি বোঝার চেষ্টা করি, হ্যাঁ? ঐটা যদি মনে করি যে না এটা একটা নির্ভরযোগ্য আ জায়গা। সেক্ষেত্রে আসলে আমি ওইটা দিয়ে payment করি। কারণ আ শুধু payment এর টাকাটা গেলো ব্যাপারটা সা খালি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আসলে নির্ভরযোগ্য না হলে যে আমি যে payment করলাম। আমার যে মানে আমার যে গোপনীয় যে তথ্য, সেটাও আসলে এ মানে বে এই মানে ঝামেলা হওয়ার, চুরি হওয়া চুরি হওয়ার <chuckles> একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু আসলে মাথায় রাখতে হয়।
নির্ভরযোগ্য। Leak হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এইক্ষেত্রে আরো ব্যাপার। এ কে আপনি কিন্তু আসলে সঠিক বলেছেন। এখান থেকে কিন্তু আরো কিছু ব্যাপারও আ কখনো, কখনো যুক্ত থাকে। যেমন হচ্ছে গিয়ে আপনার একটা আ একটা নির্দিষ্ট সময়ের একটা ব্যাপার থাকে। যে সেই সময় আসলে প্রোডাক্টটা আপনার দরকার থাকে। সেই সময়ে অনুযায়ী প্রোডাক্টটা আসলে না পান, তখনও কিন্তু আ বেশ খানিকটা সমস্যায় আসলে পড়তে হয়। তো হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু সত্যি। আ তবে আরো একটা জিনিস আসলে আমি জানতে চাইব। সেটা হচ্ছে গিয়ে দেখুন আ প্রত্যেকটা ওয়েবসাইটেই তো কিন্তু এমন একটা অপশন আসলে দেওয়া থাকে। যে review একটা ব্যাপার সেখানে থাকে। তো এইযে যে একটা বিষয়, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে আ দেখেন বা আপনি কিভাবে এটাকে ব্যবহার করেন? যেমন আ ম পণ্য কেনার সময় কি আপনি এই review গুলো বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নেন? বা আপনি যখন আসলে প্রোডাক্ট হ্যাঁ, আ হ্যাঁ, আ আরেকটা জিনিস হচ্ছে গিয়ে। সেটা হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা কেনেন। তো সেটা ভালো বা খারাপ হলে এইযে যে review র যে অপশনটা, এটা আপনি আসলে কিভাবে কাজে লাগান? যদি একটুখানি বলতেন।
হ্যাঁ, নিশ্চয়ই। একদমই ঠিক বলেছেন। এইটা কিন্তু বেশ বা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন।

হ্যাঁ, নিশ্চয়ই। এক্ষেত্রে না আমার কাছে আমি যে কাজটা আসলে বেশি করি, সেটা হচ্ছে হলো কি, আমি আমার মানে গ্রোসারি গুলা মানে অ মানে ব্যা কাঁচা বাজারের বিষয়গুলা যেগুলা, হ্যাঁ, এই টাইপের বিষয়গুলা আমি একটু বেশি করে আসলে মানে কিনি, হ্যাঁ। আর আ এইটা কারণ কাপড় কিনতে গিয়ে না, আমি বেশ কয়েকবার ধরা খেয়েছি। <laughs> বিষয় বিষয়টা অ্যা একদমই ঠিক। হ্যাঁ এবং ধরা খেয়েছি বলতে কী, আমি যদি আপনাকে একটু বলি যে, ধরুন, অ্যা আমি আমার মাকে হয়তো দেখেছি যে, মা এরকম অনলাইনে এরকম একটা জামা দেখাচ্ছে। তো আমি তোমার জন্য আসলে নিবো কিনা? তো মা বলেছে, "হ্যাঁ, দেখতে তো ভালোই। তো নে।" তো অ্যা মার কথা শুনে আমি অর্ডার করলাম। তো ওই জায়গায় কিন্তু বলা যে, সুতির জামা। ঠিক আছে? তো অ্যা জামা ঠিকই এসেছে ভাই। কিন্তু মোটেও সুতির না। তো আমি তো একে তো উপহার দিয়েছি, কিন্তু উপহার দিয়ে আরো আমি বকা খেয়েছি আরো বেশি। তো এই যে, যে একটা হ্যাঁ একদমই ঠিক। হুম।
হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। <giggles> আচ্ছা স্বাভাবিক ব্যাপার কিন্তু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <scoffs> হায়! কপাল। হ্যাঁ, এটা কিন্তু আপনি ঠিক বলেছেন যে, এরকম কিন্তু অনেক সময় হচ্ছে যে, আ অনলাইনে সবচাইতে বড় সমস্যাটা মনে হয় এটাই যে, আ একটা জিনিস অর্ডার করলাম, যে ওই যে, যে জিনিসটা দেখে অর্ডার করলাম যা বা আ তার যে আ মানে উ কালার বলুন, তারপরে তাদের ধ বিবরণটা আসলে ওখানে দেওয়া থাকে
মানে পণ্যের যে বিবরণ, হ্যাঁ, বিবরণটা যেটা বলা হয় যে, অ সবসময় কিন্তু ওরকম মানে মিলে না, হ্যাঁ। দেখা যাচ্ছে যে, হুবহু ডিজাইন মিলবে না বা কাপড়ের কোয়ালিটি মিলবে না। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু হয়।
হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা বেশ আ হ্যাঁ, হ্যাঁ। এ এটা কিন্তু আপনি একদমই ঠিক বলেছেন। তো আর কি, কি ধরনের জিনিস আসলে আপনি কিনতে পছন্দ করেন, যেটা বলছিলেন।
হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। এর আগে একটু বলে নেই। এই যে আমার যে অনুভূতিটা হয়েছে না, হ্যাঁ, ঐ অনুভূতিতে না আমি কিন্তু এখানে কিন্তু তাদেরকে মানে মানে কমপ্লেইন করার জন্য ফোনও দিয়েছি। দুঃখজনক হলো, তারা আমার আর ফোনটাও ধরেনি। হ্যাঁ? তো এক্ষেত্রে এছাড়া আর, যে জিনিসগুলা আমি কেনাকাটা করি, সেটা হচ্ছে হলো যে, আ খুব কম আসলে ইলেকট্রনিক এর যে বিভিন্ন ধরণের পণ্য আছে, সেগুলা আসলে কম কিনি। হ্যাঁ, কারণ আ ইলেকট্রনিক্সটা না আমার একটা ভালোবাসার জায়গা। হুম, মানে আমি আসলে এটা কিনতে পছন্দ করি। সেটা ইলেকট্রনিক্স এর যেকোন গ্যাজেট হতে পারে। তো আমি না এটা আসলে গিয়ে দোকানে গিয়ে, দেখে শুনে কিনতে আম আমার ভালো লাগে বিষয়টা, হ্যাঁ তো। তো তারপরও যখন ধরেন যে, ব্যস্ততার সময় যে, কিছু পণ্য আছে যে, এখানে আসলে নিশ্চিত হওয়ার কিছু নেই। জানি যে না, এটা ভালোই হবে। তো সেই ধরণের পণ্যগুলো কিন্তু আমি অনলাইনে কিন্তু কেনাকাটা করে থাকি।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা।